আ আসলে এরকম অনেকগুলোই আছে। আসলে আমি ছোটবেলা থেকে হচ্ছে Disney freak ছিলাম। যয়ে যেটি এখনো আমি Disney freak. এখনো হচ্ছে বাচ্চাদের মতো Disney র নতুন কোন মুভি বের হলে আমি ওয়েট করি যে, কবে সেটি রিলিজ হবে, আমি হচ্ছে কবে দেখব? সেটি হোক অ্যানিমেশন কিংবা হোক হচ্ছে গিয়ে লাইভ অ্যাকশন। তো সেইক্ষেত্রে আমি বলবো যে আগের আসলে টেস্ট একরকম ছিল। তখন আ বাচ্চা ছিলাম, আসলে কোন কিছু না বুঝে মেকিং থেকে শুরু করে আসলে সবকিছু জাস্ট সরল মনে দেখার একটা ছিল। আর যেটা আমরা আসলে যেটা দেখতাম আমরা কিন্তু সেটাই বিশ্বাস করতাম যে আসলে কলম দিয়ে আঁকলেই হয়তোবা সত্যি সবকিছু হয়ে যাবে। এটা আমার কাছে মনে হয় সব বাচ্চাদের ক্ষেত্রেই এরকম হয়েছে। যারা আসলে দেখেছে। এবে সবার কাছে
হুম। আচ্ছা। হুম। হুম, জি। <chuckles> হ্যাঁ, এ এবং কলমও কিন্তু বের হয়েছিল। আ শাকালাকা বুম বুমের যে স্পেশাল পেন।
হ্যাঁ, এটা মনে হয় সবারই ছিল। <chuckles> হ্যাঁ, এটা আ আসলে যেমন আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি মনে হয় ২ টা, ৩ টা, ৪ টা। আমারটা কাজ করতো না দেখে আমি প্রতিবার বায়না ধরতাম। "আমার এটা কাজ করতেছে না, এটা ভালো না, আমাকে নতুন একটা আনো।" মানে এরকম করতে, করতে মনে হয় আমি কতগুলো জমাইছি আমার মনে নাই। ইভেন আমার কাজিন যতগুলো ছিল আমরা যত কাজিন ছিলাম আমাদের সবার কাছেই মনে হয় ৮, ১০ টা করে তো ছিলই মনে হয়। মানে আমাদের সবার ধারণা ছিল আমাদের কারোটা কাজ করে না। আমাদেরটাই নষ্ট। আমরা অরিজিনালটা খুঁজে পাই নাই।
হুম। <chuckles> হুম। হুম, হুম। ও, হ্যাঁ, এটাই আমি আসলে আপনার কাছে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে, এইযে নষ্ট, মানে হয় না? যেমন অরিজিনালটা হয়তো খুঁজে পাইনি বা, আ ওইযে ছোটবেলায় খু যেটা হতো যে বাবল গাম খেলে কিন্তু নাম্বার মিলালে হ্যাঁ, ভিডিও গেম পাওয়া যেত। এই ধরনের কিন্তু অনেক বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য লটারি টাইপের কিছু দিত। তো এটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে, আপনারাও ভাবেননি? বা, আপনারাও আ ২ দিন পরপর কিনে চেষ্টা করে দেখেননি খুব আগ্রহ নিয়ে যে, "এটাই বুঝি পেয়ে গেলাম সেই ম্যাজিক পেন।"?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা একটু বোকা, বোকা ছিলাম। হুম, হুম। হ্যাঁ। এরকম ছিল একবার মনে হয়। যে আ আইসক্রিমটা নাম মনে হয় কোয়ালিটি ছিল। তখন হচ্ছে নতুন ওইযে আ চকবার আইসক্রিম টাইপের হচ্ছে ওরা launch করলো। তো সেখানে একটা ইয়া ছিল। যে আইসিইক্রিম খেয়ে কোয়ালিটি যদি সে লিখা আ মিলাতে পারে কিছু একটা গিফট ছিল। কী গিফট ছিল? আমার মনে নেই। তো সেইটা দেখার পরে প্রতিদিন স্কুল থেকে আসার সময় বায়না করতাম। "আইসিইক্রিম কিনে দাও।" যেহেতু আমার ঠান্ডার প্রবলেম ছিল, আমাকে তো ওভাবে আইসক্রিম খাওয়াটা অ্যালাউ ছিল না। তো আমি বলছি, "আমা আমাকে খাওয়াতে হবে না। আমি খাবো না, সমস্যা নাই। তুমি খাও। কিন্তু আমাকে আইসক্রিম কিনে দিতে হবে।" বলছে, "কেন কিনে দিবো?" মা বলতো, "কেন?" হ্যাঁ। আমি বলছি, "তুমি খেয়ে-টেয়ে কাঠিটা আমাকে দিয়ে দিত।" বাসায় যেই যখন আইসিইক্রিম কিনতে চাইত আমি বলতাম, "এই আইসিইক্রিম কিনো এই আইসক্রিমই কিনো।" মানে একবার এরকম হইছে মিলাতে, মিলাতে সম্পূর্ণ সবগুলো মিলাইছি। ২ টা, ৩ টা করে portion হইছে। কিন্তু লাস্ট পর্যন্ত দেখা গেছে কোন একটা অক্ষরই মিলে নাই। মানে ৩ টা সেট মিলাইছি। ৩ টা সেটের ১ টা, ১ টা করে অক্ষর নাই, সেই দুঃখ তো আসলে বলার মতো না। <chuckles>
হুম। হুম, হুম। আচ্ছা। <chuckles> হ্যাঁ, কাঠিটা। হুম, হুম। আচ্ছা। ও!